জ্বী, জ্বী বলুন।
সেটি হচ্ছে আ যেহেতু শহরের বাচ্চারা আপনি জানেন যে, গ্রামে গেলে আসলে নদী দেখলে তাদের পানি দেখলে খুবই ঝাঁপাঝাঁপি করতে ইচ্ছে হয়। যথারিত আমারও করতে ইচ্ছে হয়।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> এটা, এটার সাথে আমি নিজেই রিলেট করতে পারতেছি। <chuckles> <clears throat>
আচ্ছা সেক্ষেত্রে আমি কিন্তু আপনার থেকেও শুনবো যে, আপনার মজার ঘটনাটি। কিন্তু আমি আমারটি আসলে বলে নি।
জ্বী, নিশ্চয়।
তারপর যেটা হয় যে, আমার সেখানে একটা আ মামাতো বোন ছিল তো ও আমাকে ভালো বুদ্ধি দেয় যে, চল <blows air> এখন আসলে দাদু নেই, দাদু বাজারে গেছে। দাদু হয়তো <blows air> আসলে তোকে ন নদীতে নামতে দিবে না তো আমরা হচ্ছে গিয়ে নদীতে নামি ঝাঁপাঝাঁপি করি এবং দাদু আসার আগেই আমরা উঠে পড়ব। তো আমরা হচ্ছে নদীতে নামিয়ে ঝাঁপাঝাঁপি করছি, করছি তো করছি। এতই আনন্দে লেগে গেছে যে, আসলে আমরা ভুলে গেছি দাদু কখন আসবে। দাদু <blows air> আসল, এসে দেখল দেখে ১ম এ কয়েকবার ভালো করে বলল, আদর করে যেয়ে চলে আসো। অস্বীকৃতি জানানোর পরে লম্বা একটা বেতের মতো একটা বাঁশ নিল। এবার বলল যে, যেয়ে না উঠবি, কিন্তু এখন আমি কিন্তু তোদেরকে মারব।
হ্যাঁ, হ্যাঁ, বলুন। হু, হু, হুম। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। <laughs>
আমরা তো ভয়ে মানে, আমি একটু চালাক ছিলাম। আমি ভয়ে হচ্ছে সাইড দিয়ে দৌড়ে উঠে আ এসে খাটের তলায় লুকায়ে পড়ি আর ও হচ্ছে ধরা পড়ে যায় <chuckles> বাকিটা হচ্ছে বুঝতেই পারছি রসদ আসলে কি হয়েছিল? তো আমি এখনো বলি ওকে আর ভেঙাই। তুই কিন্তু খুব বোকা ছিলি সেদিন চাইলেই বেঁচে যেতে পারতি তো।
আচ্ছা। <chuckles> আয়হায়। <chuckles> আচ্ছা কিন্তু মানে সে তো তখন আসলে এভাবে বুঝতে পারেনি। আর যেহেতু সেও ছোট ছিল, সুতরাং মানে সে বুঝতে পারেনি যে, আসলে এটার ফলাফল কি হতে পারে? <chuckles>
হম, হম। জ্বি। হ্যাঁ, একদমই এবং দাদু কিন্তু সেদিন দুজনকে আচ্ছা করে দিয়েছিল। হম, বকা দিয়েছিল পরে আমাকে যে, তুমি নতুন এসেছো এটা ঠিক হয়নি।
আপনার। হ্যাঁ।